হ্যাঁ দেখুন বন্ধুত্বের ক্ষেত্রে কিন্তু আসলে বেশ আ বন্ধুত্বের কিন্তু কিছু আ ব্যক্তিত্ব বা কিছু ব্যা বিশেষ দিন আ দিক রয়েছে। যেমন আ ব্যক্তিত্বের দিক থেকে যে যেমন তার আ চরিত্রটা সেটাও কিন্তু তার কাছ থেকে আমি শিখতে পারি যে সে কেমন চরিত্রের অধিকারী? বা কি কোন গুণগুলো তার ভেতরে রয়েছে। যেমনটা আসলে, আমাকে তার বিশ্বাস আ যাপনের জন্য বা বিশ্বাস দেখানোর জন্য তার আ ন্যাশনাল আইডি কার্ড টা আসলে দিয়ে দিয়েছিল। তো এই যে আসলে ব্যাপারগুলো সেটা কিন্তু আমার কাছে ভীষণ আ ভালো লেগেছে। এবং সেটাও কিন্তু তার কাছ থেকে শিক্ষার একটা জায়গা এবং শিক্ষা পেয়েছি। তার পাশাপাশি দেখা গেছে যে, আসলে সে খুব ভালো আসলে ম্যাথ করতে পারে। তো ম্যাথ এর কিছু, কিছু, বিশেষ দিকগুলো নিয়ে আমার সাথে আলোচনা হয়েছে। অনেক ক্ষেত্রে কিন্তু আমি বুঝি নাই প্রথম দিকে এবং সে কিন্তু খুব দ্রুত সেটাকে আমাকে বোঝাতে সক্ষম হয়েছে। তো এই যে আসলে ব্যাপারগুলো সেটা কিন্তু আস
<clicks tongue> উ, হু। উ, হু। উ, হু। হু, হু, আচ্ছা। বাহ্! উ, হু। তো সেই ট্রিপ এর কি এমন কোনো স্পেশাল ঘটনা ছিল? যে, যেটা আসলে আপনাদের দুজনের এখনো মনে পড়লে একটু হাসি পায়? বা আপনারা স্মৃতি রোমন্থন করেন? যেহেতু ওটাই ১ম দেখা ওই ট্রিপ এ কি এমন কোন কিছু হয়েছিল? স্পেশাল কোনো মোমেন্টস?
হ্যাঁ, আসলে ও আ চা খেতে যে একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটেছিল। যে আসলে আ চায়ের দোকানে আমরা গিয়েছিলাম, তখন আসলে দেখা গিয়েছে আসলে চায়ের যে আসলে দোকানদার। আ তিনি আসলে চা একেবারে শেষই করে ফেলছেন। একদম লাস্টে একদম আমরা গেছি, তখন আসলে দেখা গিয়েছে আসলে আ কোনরকম এক কাপ চা আসলে হবে। তো ওই যে এক কাপ চা সেটা কিন্তু আসলে আ ভাগাভাগি করে খেয়েছি। এবং এটা নিয়ে কিন্তু আসলে ভীষণ হাসাহাসি করেছি। তো এ ব্যাপারগুলো আসলে হয়েছে বন্ধুত্বের ক্ষেত্রে আরকি। আ নতুন বন্ধুত্বের ক্ষেত্রে আসলে।
আচ্ছা। হু। আচ্ছা। বাহ! চমৎকার। <chuckles> এ্যা তো বন্ধুত্বের মানে এটাই হয়তো বন্ধুত্বের সংজ্ঞা। যে বন্ধু যার সাথে হওয়া যায়, তার সাথে আসলে শেয়ারিং এবং কেয়ারিং যে ব্যাপারটাই যে শেয়ার করেছেন এক কাপ চা দুজনে মিলে খা। হ্যাঁ? এই যে ব্যাপারগুলো তো আপনি হয়তো বা সেই সময় প্রথম দিনেই আপনি আপনার বন্ধুর সাথে যে শেয়ারিং ব্যাপারটা হয়তোবা করেছিলেন। তা আপনার কাছে কি মনে হয়? যে এই যে বন্ধুত্বতা যে বিভিন্ন ধরনের প্রতীক থাকে, হ্যাঁ? যে প্রতীক, যেমন ধরেন এই যে আপনারা শেয়ারিং কেয়ারিং করছিলেন তো এগুলো আসলে আমাদের এই সাম্প্রতিক আধুনিক জীবনে কি একটু হারিয়ে যাচ্ছে বলে আপনার কাছে মনে হয়?
একদম, একদম। একদমই।